হ্যালো কি অবস্থা ভাই?
হ্যালো, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন?
এই তো আমিও ভাল আছি। দিনকাল কেমন যাচ্ছে আপনার?
আহ দিনকাল আসলে আ এখন আমি খুব খেলাধুলা করি এবং আ ব্যায়াম করে থাকি। কেননা ডাক্তার আমাকে বলেছে যে, স্বাস্থ্যের প্রতি নজর দিতে। কেননা আ আসলে আমি অতিরিক্ত আ আমার দেহে অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে তো। তাই আসলে আমি এখন খেলাধুলা করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার দিনকাল কেমন যায়?
জি। আচ্ছা। জি। হ্যা। হ্যা, আমারও ভালোই যাচ্ছে দিনকাল। এ্যা খেলাধুলাটা কিন্তু খুবই জরুরি আ আমিও কিন্তু খেলাধুলাটা এখন খুব একটা করতে পারি না। যার ফলে কিন্তু আমার মনে হয় যে, আমার শারীরিক যে আ সুস্থতাটা ছিল একটা সময় ওইটা দিন, দিন, কমে যাচ্ছে। আচ্ছা বলুন তো এক্ষেত্রে আমি কী করতে পারি?
হুম। আচ্ছা। আপনি শারীরিকভাবে আ সুস্থ থাকার ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারেন। এবং খেলাধুলা করতে পারেন। তবে আমি যদি বলি সবথেকে ভালো আপনি কি করতে পারেন? আ আপনি কিন্তু আমার সাথে এসে সকালবেলা একটু দৌড়া-দৌড়ি করতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার
আচ্ছা। জি। আচ্ছা।
যে দেহটা রয়েছে বা আ অতিরিক্ত ওজনটা রয়েছে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। আমরা যদি নিয়মিত ব্যায়াম করি। ব্যায়াম করার মাধ্যমে কিন্তু আমাদের শরীরটা আরো আ সুন্দর হয়ে যায় বলে আমি মনে করি। আপনি কি মনে করেন এ বিষয়ে?
জি। একদম। হ্যা, আমিও তাই মনে করি। ব্যায়াম করা তো আসলে খুবই জরুরি। কিন্তু আসলে এখন আমি আ কর্মব্যস্ততার কারণে আপনি যে কথাটি প্রথমে বললেন খেলাধুলার কথা আমি খেলতে পারছি না। আ আগে কিন্তু আমি অনেক খেলাধুলা করতাম যা আসলে আমার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য দুটিকেই খুবই ভালো রাখতো। তবে এখন যেহেতু আসলে সময়টা ওইভাবে পাই না সেক্ষেত্রে আ খেলাধুলাটা খুবই কষ্ট হয়ে যায়। দেখা যায় যে আ সপ্তাহে ১ দিন ছুটি পেলে সেইদিন খেলাধুলা করে আসলে শরীর আ কুলায় না। আ তাই আসলে খেলাধুলাটা করতে পারি না।
আ হ্যা। <snorts> আচ্ছা। হুম। হ্যা। ইনশাল্লাহ
এবং আপনি যে কথাটি বললেন যে ব্যায়ামের কথা অবশ্যই এটি আমি করার চেষ্টা কর জি, এবং এর পাশাপাশি আমি যদি আপনাকে একটু বলি যে অ্যা হ্যা, খেলাধুলার মাধ্যমে কি শুধু মন ভালো থাকে নাকি শরীর স্বাস্থ্যেরও উপকার হয়?
হ্যা, <inhales> এ্যা আমিও কিন্তু মনে করি। আচ্ছা। আচ্ছা। আপনি যেমনটা আমাকে জিজ্ঞেস করলেন আমি বলতে চাইলাম যে, আ খেলাধুলার মাধ্যমে কিন্তু আমার মন আমাদের যে মনটা রয়েছে এটা কিন্তু মানসিকভাবে খুব শান্তিতে থাকে। এবং <snorts> আমি মনে করি যে, খেলাধুলা করতে গেলে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচিত হই। এবং আ তাদের সাথে সময় কাটাতে পারি এতে এখানে কিন্তু আমাদের বন্ধুরাও থাকে বা সমাজের অনেক
জি। জি।
আ ছোটো ভাই যারা রয়েছে তারাও কিন্তু থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে, তাদের সাথে কথা বলার মাধ্যমে বা একটু দেখা হয়, তাদের সাথে একটু সময় কাটানো মাধ্যমে কিন্তু আমাদের মনটা বেশ ভালো থাকে। আর শা আ শারীরিকভাবে বা শরীরের কথা যদি চিন্তা করি। সেক্ষেত্রে অবশ্যই খেলাধুলা করার মাধ্যমে কিন্তু স্বাস্থ্যের বেশ একটা উপকার হয়ে থাকে বলে আমি মনে করি। আর <clicks tongue> আমাদের অবশ্যই উচিত নিয়মিত খেলাধুলা করা। আপনি যেমনটা বললেন যে, আপনার ওজন বেড়ে যাচ্ছে এবং শারীরিকভাবে আপনি একটু আ নিজেকে আ আনহেলদি বা রোগা মনে করছেন। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনি নিয়মিত খেলাধুলা করেন, একটু খাবারে কন্ট্রোল করেন। আর কি বলে এটাকে? এ্যা একটু ব্যায়াম করেন। যেহেতু জিম রয়েছে আমাদের আশেপাশেই সেক্ষেত্রে আমি মনে করি যে জিম করার মাধ্যমেও কিন্তু আমরা এই যে মানসিক চাপটা আমাদের তৈরি হয়। আ অতিরিক্ত ওজনের কারণে বা স্বাস্থ্যজনিত কারণে এটা কিন্তু জিম এবং খেলাধুলার মাধ্যমে আমরা কমাতে পারি বলে মনে করি। আপনার কি মনে হয়?
জি। জি। অবশ্যই। জি। জি। জি। জি। অবশ্যই আপনি যেটি বললেন যে আ জিম করলে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান হয়ে যায় শারীরিকে যে স্বাস্থ্য রয়েছে সেটার উন্নতি ঘটানো সম্ভব। তবে আপনি একটি ভালো কথা বললেন যে, যখন আমরা আসলে আ বাহিরে খেলাধুলা করি তখন কিন্তু আমাদের আ বিভিন্ন বন্ধুদের সাথে দেখা হয় কথা হয় একসাথে মলে মিলে আসলে আ পুরো খেলাধুলাটাকে আমরা খুবই উপভোগ করতে পারি। এবং এর পাশাপাশি কিন্তু অটোমেটিক আমাদের শরীরের আ জন্য ব্যায়ামটা হয়ে যায়। তো সেক্ষেত্রে
হ্যা। হ্যা, অবশ্যই। হু। আচ্ছা।
খেলাধুলাটা কিন্তু বিনোদনের পাশাপাশি আমাদের শারীরিক স্বাস্থ্যটাকে ভালো রাখে। আ আর অন্যদিকে আমি যদি জিমের কথা বলি সেখানে একটা সুবিধা রয়েছে। আমি যেহেতু আ কর্মজীবী সেই ক্ষেত্রে দেখা যায় যে, আমার খেলাধুলার মতো খুব একটা সময় হয়ে ওঠে না। তবে আমি চাইলেই কিন্তু কাজ সেরে এসে বা অফিস শেষ করে এসে, আমি একটা জিম এর মেম্বারশিপ নিয়ে রাখলেই কিন্তু জিম এ যেতে পারি এবং সেখানে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আ আমি ব্যায়াম করে তারপর ঘরে ফিরে আসতে পারি। এবং এটা কিন্তু আমার আ শারীরিক স্বাস্থ্যকে <clicks tongue> অবশ্যই অনেক ভালো করবে। আচ্ছা। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে আজকের জীবনে আমাদের কাছে খেলাধুলার সময় বের করা ঠিক কতটা কঠিন বা সহজ বলে আপনি মনে করেন?
হ্যা। হুম। হ্যা। হ্যা, অবশ্যই। হ্যা, আমিও কিন্তু আপনার সাথে একমত। হ্যা, অবশ্যই। আচ্ছা। এটা কিন্তু আমাদের জীবনে অনেকটাই আ কষ্টকর হয়ে যায় বলে আমি মনে করি। কেননা আ দেখা যায় যে এ্যা আমরা অ অনেক সময় কর্মব্যস্ততার মধ্যে থাকি তো সেক্ষেত্রে আমরা খেলাধুলা করতে পারি না এবং আমাদের দেশে দেখা যায় যে, মাঠের সংখ্যা কিন্তু খুবই কম বা আমাদের শহর অঞ্চলের কথা বিশেষ করে বলছি। এখানে কিন্তু মাঠের সংখ্যা তেমন একটা নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু খেলাধুলাটাও তেমন একটা হয়ে ওঠে না। আ সেক্ষেত্রে আমরা প্রযুক্তিগত দিক থেকে ডিভাইসের প্রতি আসক্তি হয়ে যায় বা আ সোশ্যাল মিডিয়ায় আমরা আসক্তি করে অ ফেলি তো সেটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর বলে আমি মনে করি। এবং এই খেলাধুলার জন্য সময় বের করাটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে পড়ে বলে আমি মনে করি। আচ্ছা আপনি কি মনে করেন যে এই যে, খেলাধুলা করার মাধ্যমে যে আমরা মানসিক চাপটা কমাতে পারি। খেলাধুলার বিকল্পে আর কী হতে পারে এরকম কার্যকরী যেটা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে?
জি। একদম। জি। জি। জি। একদম। হ্যা। হ্যা, আমি এ বিষয় নিয়ে যদি বলি তাহলে প্রথমেই ওই কথাটা বলব যে, যেটি আপনি বললেন এখন কিন্তু মাঠের সংখ্যা কমে যাচ্ছে। যার ফলে খেলাধুলা করাটাও অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে, ১ টি মাঠ খুঁজে পেতে অনেক বিপাক পোহাতে হচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যে, মাঠ বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় আ বাচ্চারা মাঠে গিয়ে খেলতেও পারছে না।
হুম। হ্যা।
তো এই ক্ষেত্রে আমি বলব যে, আসলে খেলাধুলার বিকল্প একদম পুরোপুরি বিকল্প কিছুই হতে পারে না। তবে যেটা হতে পারে, বিশেষ করে আমার বয়সী মানুষ যারা রয়েছে যারা আ কর্মজীবনে ব্যস্ত তারা খেলাধুলার বিকল্প হিসেবে কিন্তু আ জিমটাকে বেছে নিতে পারে সেখানে গিয়ে আ যদি বন্ধুরা মিলে জিম করে দেখা যাবে যে, নিজেরাও খানিকটা আড্ডা দিতে পারছে এবং অ একসাথে ব্যায়ামও করছে।
হ্যা। হ্যা, হ্যা। আচ্ছা। আচ্ছা। হ্যা, সামাজিকভাবেও কিন্তু তারা খুব আ উব একটা কি বলে। যে সামাজিকভাবেও কিন্তু তারা আ তাদের যে সম্পর্কটা রয়েছে এটাকে কিন্তু স্থাপন করতে পারে বলে আমি মনে করি।
জি। জি। একদম হ্যা এবং এর পাশাপাশি আমি যদি একটু বাচ্চাদের কথা বলি যে বাচ্চারা কী করতে পারে? আমি মনে করি বাচ্চাদের আ যেহেতু আমাদের মাঠ নেই। আ এটা তো আসলে কিছু করার নেই বাট আমাদের উচিত যে, যে, মাঠগুলি আছে সেগুলোকে সংস্কারের ব্যবস্থা করা এবং আ বাচ্চাদের একটু দূরে নিয়ে গিয়ে হলেও খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া। আর খেলাধুলার বিকল্প যদি আমি বলি এখন কিন্তু দেখা যায় যে, আ মোবাইলে কিছু গেমস রয়েছে। ওইগুলি অনলাইন গেমস ওইগুলি খেলেও কিন্তু আ মানসিক চাপটা কমানো যায়। কিন্তু ওইটা আবার অতিরিক্ত খেলা হয়ে গেলে সমস্যা তাই না?
হ্যা। হুম হ্যা, অবশ্যই। হু। আচ্ছা। হুম। হ্যা, হ্যা, অবশ্যই আসলে সবকিছুই কিন্তু আমাদের জীবনে একটি ব্যালেন্স আ হিসেবে গ্রহণ করাটা কিন্তু আমার মতে মনে হয় যে ভালো। কেননা অতিরিক্ত যদি আমরা আ সেটাকে প্রায়োরিটি দিয়ে ফেলি বা অতিরিক্ত যদি আমরা সে কাজটা করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় দিনশেষে আমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। এবং আমি যদি বলি এই খেলাধুলার আ ছাড়াও আমরা কিন্তু এখন প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই এগিয়ে গেছি। তো সেই ক্ষেত্রে বিকল্প হিসাবে আ আমার মনে হয় যে, আ আমরা কিন্তু প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে পারি ঘুরতে যেতে পারি। এবং আ প্রযুক্তিগত দিক থেকে যদি চিন্তা করি। সেক্ষেত্রে বলব যে আমরা বিভিন্ন ধরনের গেমস খেলতে পারি অনলাইন গেমসগুলো খেলার মাধ্যমে কিন্তু আমাদের দক্ষতাটাও বৃদ্ধি পাবে। এবং আমি মনে করি যে সমাজে বা সবার সাথে যে চলার আ একটি দক্ষতা প্রয়োজন এটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং আ আমি মনে করি যে গেম খেলার মাধ্যমে আমরা মানসিকভাবে খুবই আনন্দ উপলব্ধি করে থাকি। এবং এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে আপনি যেমনটা বললেন যে, কোনো কিছু অতিরিক্ত ভালো। না তো সেক্ষেত্রে দেখা যায় আমরা যখন অতিরিক্ত গেম খেলে ফেলি তো সেটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলে এবং আমরা কিন্তু আস্তে, আস্তে, আ অসুস্থ হয়ে যাই তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে, আমরা কতটুক গেম খেলছি বা সোশ্যাল মিডিয়ায় সময় দিচ্ছি। এভাবেও কিন্তু আমরা মানসিক চাপটা কমাতে পারি বলে আমার মনে হয়।
জি। জি। জি। জি, একদম। একদম। জি। হ্যা। জি। জি। জি। একদম। একদম। এটা তো অবশ্যই আসলে যে কথাটি আমি বললাম এবং আপনিও আ সহমত হলেন যে অতিরিক্ত কোনো কিছু করাই ভালো না। হোক সেটা আ বাহিরে গিয়ে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা অন্য যেকোনো ধরনের খেলাধুলা কিংবা সেটা হোক অ বাচ্চারা ঘরে বসে 'মোবাইল গেমিং' করা আসলে অতিরিক্ত কোনটাই ভালো না। ২ টাই আসলে মানসিক চাপ আ কমানোর বদলে দেখা যাবে বাড়িয়ে দিবে। এবং আমি মনে করি যে কোন ধরনের খেলাধুলা করতে হবে। সবসময় এ্যা আনন্দ ও সেটাকে উপভোগ করার উদ্দেশ্যে। আ কখনোই সেটাকে খুবই চ্যালেঞ্জিং বানিয়ে ফেলা কিংবা আ খুবই হাইপার হয়ে খেলা উচিত নয়। এক্ষেত্রে দেখা যায় যে, তখন কিন্তু মানসিক চাপটা আরও অনেক বেড়ে যায় আ হ্যা, এবং আপনি আরও একটি খুবই সুন্দর একটি কথা বললেন যে আ মোবাইল গেমিংয়ের মাধ্যমে কিন্তু দক্ষতাটা বৃদ্ধি করা যায়। যা কিন্তু পরবর্তীতে <snorts> এ্যা একজন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে এবং আ বিশেষ করে যে নেতা একটি দলে দলকে কিভাবে পরিচালনা করতে হয়? সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। একটি দলের সাথে মিশে কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে দক্ষতা অর্জন করা যায়। তো সব মিলে ভালোই।
হ্যা, যে কোন কাজ। হ্যা। অবশ্যই। এহা অনেক বেড়ে যায়, হ্যা। হু। হ্যা। হুম। হ্যা, একদম। হ্যা, আমিও কিন্তু এটাই মনে করি যে, এ খেলাধুলাটা রয়েছে। এই খেলা ধুলাটা এখন কিন্তু মাঠ থেকে উঠে আমাদের স্ক্রিনের সামনে চলে এসেছে। এখানে কিন্তু আমরা অনেক প্রতিভা আ দেখাতে পারি এবং মানসিকভাবে কিন্তু আমার মনে হয় যে এটাও খুব চ্যালেঞ্জিং। এটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেখায়। সেক্ষেত্রে আ দেখা যায় জীবনে কিন্তু আমরা অনেক পদক্ষেপগুলো নিজেরাই নিয়ে থাকি বিভিন্ন সিদ্ধান্ত খুব দ্রুত গ্রহণ করতে পারি। আমি মনে করি পুরাণ আমলের যে গেমগুলো রয়েছে যেগুলো আমরা শারীরিকভাবে খেলে থাকতাম। ওগুলোর থেকে এখন আমরা যে মানসিক চাপ ওবা আ কমাতে পারি এই ধরনের গেমগুলো যেগুলো পাজেল টাইপ গেম খেলি হ্যা? হোক সেটা দাবা বা হোক সেটা আ অনলাইন গেম দু কিন্তু আমাদের মানসিক যেই আ ভারসাম্যটা আছে এটা কিন্তু বজায় থাকে বলে আমি মনে করি এবং খুব কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি বলে আমি মনে করি। কেননা এখানে আমাদের ব্রেন খুব দ্রুত reflect করে এবং আমরা খুব সিদ্ধান্ত নিয়ে থাকি। কীভাবে আমরা জয়ী হতে পারবো? তো সেক্ষেত্রে বলতেই পারি যে সবকিছু মিলিয়ে এই খেলাধুলাটা কিন্তু আমাদের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। এব এক হোক সেটা অফলাইন বা অনলাইন দুটোই। তো আমি মনে করি যে, অবশ্যই আমরা খেলাধুলা করার মাধ্যমে কিন্তু মানসিক চাপ কমাতে পারবো এবং আমাদের সবারই উচিত যে অবসর সময়ে গেম খেলা এবং বা অবসর সময়ে খেলাধুলা করা মাঠে গিয়ে। বা হোক সেটা আ কোনো indoor games হতে পারে। তো শেষে এটাই বলবো যে, মানসিকভাবে সুস্থ থাকার ক্ষেত্রে কিন্তু খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং আমাদের উচিত অবসর সময়গুলোতে খেলাধুলা করা। আ নিজের গুরুত্বপূর্ণ কাজগুলোকে ফেলে খেলাধুলা না করা। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনটাকে আরও খুব সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবো এবং শারীরিকভাবে কিন্তু আমরা সুস্থ থাকবো তাই না?
জি। জি। এক একদম। জি। হ্যা। জি। হ্যা। জি। হ্যা। একদম। একদম। online জি। জি। হ্যা। একদম। জি। জি। একদম। হ্যা এটা তো অবশ্যই আ শারীরিকভাবে সুস্থ থাকতে হলে খেলাধুলার প্রয়োজনীয়তা আসলে অপরিসীম। কারণ খেলাধুলা করলে যেরকম আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে, সেভাবে আমাদের শারীরিক স্বাস্থ্যটাও ভালো থাকে। তবে আ এখন যেহেতু মাঠের একটা সমস্যা দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা আ মোবাইল গেমিংয়ের মাধ্যমেও কিন্তু নিজের মানসিক চাপটা কমাতে পারি এবং আপনি যে কথাটা বললেন আমরা কিন্তু চাইলে আ প্রকৃতিকে কিছুটা সময় দিয়ে নিজের মানসিক চাপটা অনেক কমাতে পারি। কারণ আ প্রকৃতি আসলে যেভাবে আমাদেরকে রিফ্রেশমেন্ট দেয় এটা কিন্তু অন্য কোনো কিছুতেই আর পাওয়া যায় না।
হ্যা। হ্যা। হ্যা, অবশ্যই। হ্যা। হ্যা, আমিও আপনার সাথে একমত। এবং আপনার সাথে কথা বলে কিন্তু অনেক কিছুই শিখতে পারলাম, জানতে পারলাম। নতুন, নতুন, অনেক অভিজ্ঞতার কিন্তু আমি আ আপনার যে experiences গুলো রয়েছে। সেই অভিজ্ঞতা কিন্তু আমি শুনতে পারলাম। তো এক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই আমাদের উচিত একটু খেলাধুলা করা এবং নিজেদেরকে সময় দেওয়া কেননা এর মাধ্যমে আমরা আমাদেরকে চিনতে পারবো। এবং খেলাধুলার মাধ্যমে যে মানসিক চাপটা আমরা কমাতে পারি এটি কিন্তু আর কোনো কিছুতেই কমে না। তো সেক্ষেত্রে বলব যে খেলাধুলার যে গুরুত্বটা রয়েছে এটা আসলেই আ অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের মনটাকে অনেক ভালো করে তোলে এবং শারীরিক এবং মানসিক ভাবে আমরা সুস্থ থাকতে পারি। তো আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার সময়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের যত্ন নিবেন এবং পরিবারের যত্ন নিবেন।
জি। জি। জি। ঠিক। একদম। জি। একদম। হ্যা, আপনার সাথে কথা বলেও আমার খুবই ভালো লাগলো। আসলে খেলাধুলা টা কেন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ? সেই সম্পর্কে খুবই ভালো একটি ধারণা পেলাম এবং আ কোন খো খেলা গুলি আমি আসলে আমার কর্মব্যস্ততার জীবনেও খেলতে পারব। সেগুলি সম্পর্কে আপনি খুবই সুন্দর একটি ধারণা আমাকে দিলেন। যা আমার জীবনকে অনেক প্রভাবিত করবে। ভালো দিক দিয়ে আশা করি আপনি ভালো থাকবেন নিজের যত্ন নিবেন ধন্যবাদ।
হুম।